অবশ্যই, মা কারণ এ একদম মানুষ, আমরা মানুষ রোবট তো আর নই যে রোবটের মতন ঘন্টার পর ঘন্টা ধরে কাজ করব তো। এই যে আ প্রত্যেকটা কাজের ফাঁকে, ফাঁকেই কিন্তু বিরতি নিয়েই কাজ করা উচিত। তো আর মাঝে, মাঝে যে ১ টা ২ টা দিন ছুটি দেওয়া হয় কিন্তু এই কারণেই যাতে পরবর্তী কাজের জন্য আমরা শক্তি energy অর্জন করে নিতে পারি এর মাধ্যমে বাকি কাজগুলো ভালো করার জন্য। তাই না? ভালোভাবে করার জন্য। এটা করাই ভালো। শুধু, শুধু কাজ করবে তা না। ছুটিগুলো এ কারণেই দেওয়া হয় তাদের প্রত্যেকের ব্যক্তিগত কিছু কাজ থাকে যাতে সেগুলো তারা করতে পারে। তাই না? এটা আর কা নিজের স সময় দিয়ে আমি বলব নিজের সময় আরকি।
হ্যাঁ, তা আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ। উ হু। হুম, হু। হুম। হ্যাঁ, হ্যাঁ ওটাই। আসলে আমাদের চারপাশের সবকিছু নিয়ে আসলে আমরা এত ব্যস্ত থাকি যে নিজেকে একটু সময় দেওয়া বা নিজেকে ভালোবাসার সময়টা আসলে বের করাটা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু এটা কিন্তু আসলে আ কি বলব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিজেকে উ নিজের উন্নয়নের জন্য। তো নিজের উন্নয়নের জন্য এবং আ নিজেকে একটু সময় দেওয়ার জন্য আসলে ছুটির দিনগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যা প্রত্যেকবার আ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনগুলো যখন আসে তখন আমরা আমাদের মতো করে যেন ভালোমতো ছুটির দিনটাকে উপভোগ করি সেটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে ছুটির দিন নিয়ে আপনার সাথে অনেক আ বিস্তারিত আলাপ আলোচনা হলো। নতুন অনেক কিছু জানতে পারলাম। আশা করছি ভবিষ্যতে আবারও কোনোদিন আপনার সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আরও অনেক কিছু হয়তো তখন জানতে পারবো। স ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।
হুম। হুম, হুম। হুম। জি, জি একদমই ঠিক বলেছেন। জি, জি, জি আপনার সাথেও কথা বলে খুবই ভালো লাগলো আমার। আশা করি ভবিষ্যতে আবার কথা হবে আপনার সাথে। তো আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।